একটা বিষয় নিয়ে আমি বেশ চিন্তার মধ্যে পড়ে গেছি। এখন আমার বেশ কিছুদিন ধরে এত কাজ বেড়ে গেছে এবং আ দেখা যাচ্ছে যে নিজের পড়াশোনা আছে আর এই যে কাজ, এই দু'টা মিলায় আমার মনে হচ্ছে যে এখন আমার দিনের যে আসলে routine যেটা সেই routine টা অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং তাতে করে যেটা হয়েছে যে আসলে কোন কাজটা কখন করব এটা নিয়ে সব সময় একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। একটা তাড়াহুড়ার কথা চিন্তা আসছে। আর বিশেষ করে অফিসের কাজ বা যে বাকি কাজগুলো আছে সেগুলো যে শেষ করতে পারব কিনা এরকম একটা দুশ্চিন্তা কিন্তু আ সবসময় থাকছে। তো এর মধ্যে যেটা হয়েছে যে আমি কিন্তু আসলে কোন কাজেই ঠিকমতো আমার এই যে আ মনোযোগটা রাখতে পারছি না। মানে যেকোনো কাজ করতে গেলেই এই যে, এই ধরনের দুশ্চিন্তা, এই ধরনের চিন্তা এগুলো আমাকে বেশ একটু উদ্বিগ্ন করে রাখছে। তো আমি বুঝতেছি না যে আসলে এখন কি করব।
হুম। হুম। বুঝতে পারছি আসলে আপনার সমস্যাটা। আ কাজ নিয়ে আসলে অনেক সময় উদ্বিগ্ন হয়ে যাওয়াটা স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে এটা ঘটে। তো আপনার ক্ষেত্রেও সম্ভবত এটা ঘটেছে এবং আপনি tension করবেন না। নিশ্চয়ই এটা থেকে ভালো একটা সমাধান আ আসতে পারে। তো আপনি যদি আমার সাথে আর একটু share করতেন যে আপনার উদ্বিগ্নতাটা আসলে কী নিয়ে থাকে? মানে কাজের অ্যা মানে কাজ কোনটা আগেই করতে হবে এটা নিয়ে? নাকি হচ্ছে যে কাজগুলো করতে হবে এটাই হচ্ছে আপনার একটা pressure হিসেবে কাজ করে। যদি একটু বলতেন যে মূল সমস্যাটা কোথায় আপনি face করছেন?
আচ্ছা, আমার কাছে মনে হয় যে এখন চিন্তা করতে গেলে যে আসলে ২ টি বিষয় নিয়েই আমার চিন্তা হচ্ছে যে কাজ কোনটা আগে করব বা কোনটা পরে করব। অর্থাৎ যেহেতু অনেকগুলো কাজ পড়ে গেছে এবং পাশাপাশি নিজের পড়াশোনা আছে। তো সেই ক্ষেত্রে ব্যাপার যেটা হয়েছে যে, আসলে কোন কাজটা আগে করলে কোন কাজটা আসলে আগে শেষ হবে এরকম একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে থাকছে যে আমাকে অনেকগুলো কাজ একসাথে শেষ করতে হবে। তো সেই ক্ষেত্রে পড়াশোনার কাজ আছে, সেই ক্ষেত্রে অফিসের কাজ আছে। আমি ওই যে আ পড়াশোনার পাশাপাশি চাকরিও করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ২ টো বিষয়ে এই চাকরিটা বেশ কিছুদিন শুরু করেছি এবং তারপরে চাকরিতে এখন নতুন একটা project চলছে। সেখানে কিন্তু আমাকে অনেক কাজ করতে হচ্ছে। তো এতগুলো ব্যাপার যখন একসঙ্গে এসে পড়েছে তখন কিন্তু আমার কাছে ওই যে প্রত্যেকটা কাজ শেষ করার, দেখা যাচ্ছে পড়াশোনার কাজটা শেষ করার, Masters করছি তো সেখানেও হচ্ছে কিছু অ পড়াশোনা, assignment, পরীক্ষা এগুলো থাকছে। তো এইসব ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয় যে আসলে কখন শেষ করব এইটা যেমন চিন্তা হচ্ছে, পাশাপাশি কোনটা আগে করব কোনটা পরে করব ঠিকমতো আ শেষ হবে কিনা এই চিন্তাটাও হচ্ছে।
হুম। আচ্ছা। হুম, হু। হুম। বুঝতে পারছি। আ আচ্ছা আপনি একটা জিনিস একটু অ try করে দেখতে পারেন। যে ধরেন অনেক ধরনের কাজের কথা আপনি বললেন যে আপনার পড়াশোনার কাজ আছে তারপর official কিছু কাজ আছে। এখন কিছু, কিছু, কাজ থাকে যে নির্দিষ্ট time এর, হ্যাঁ? ওই time টা হয়তো আপনাকে class এ যাইতেই হবে বা class করতেই হবে বা office একটা যদি নির্দিষ্ট time থাকে ওইটা হয়তো maintain করতেই হবে। তো মানে ওইটা maintain করার পরে মানে আপনার self study বা হচ্ছে নিজেকে develop করার জন্য যে কাজগুলো থাকে আ এই জিনিসগুলোকে একটু আলাদা করে দেখতে পারেন আরকি আপনি। যে যেগুলো হচ্ছে বাসার বাইরে ধরেন একটা particular office এ হচ্ছে একটা time আপনাকে দিতে হয় আ বা হচ্ছে আপনার class গুলা থাকে class এ নিয়মিত যাইতে হয়। ওই time টা যদি একটু আমাকে বলতেন যে, কিভাবে কতটুকু সময় হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাকে দিতে হয় আর কতটুকু সময় হচ্ছে আপনার নিজের থাকে? যে বাসায় পড়ার জন্য বা office এর কাজটা বাসায় করার জন্য, আ কতটুকু সময় আপনার থাকে? এরকমভাবে আপনার time distribution টা যদি একটু বলতেন কিভাবে আপনি এখন করে থাকেন?
অবশ্যই, এখন এই যে আমার বর্তমানের যে আসলে দিনের সময়টা আমি যেভাবে ভাগ করেছি। বা আসলে কাজের জন্যেই বা পড়াশোনার জন্যেই যেভাবে ভাগ হয়ে গেছে সেটাই যদি আসলে চিন্তা করে দেখি যে আমার তো প্রত্যেকদিন সকাল ৯ টায় ক্লাসে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ৭:০০-৭:৩০ থেকে উঠি এবং উঠেই দেখা যাচ্ছে যে ওই যে ক্লাস তার পরবর্তীতে যে কাজ। সবকিছু গোছগাছ করে একবারে বের হতে চেয়ে কিন্তু আমার দেখা যাচ্ছে আর কোন সময় আমি পাই না। তো সেই ক্ষেত্রে আ ক্লাসে চলে যাই এবং ক্লাস শেষ হয় আমার ২:৩০-৩:০০ র দিকে এবং সেখান থেকে কিন্তু আমি কাজের জায়গাতে যাই এবং কাজের জায়গা থেকে আমাকে প্রায় ৫-৬ ঘণ্টা থাকতে হয়। এবং পরবর্তীতে বাসায় এসেও কিন্তু অফিসের কাজও থেকে যাচ্ছে এবং আমার পরের দিনের আ দেখা যাচ্ছে যে ক্লাসের পড়া হতে পারে, আমার assignment চলছে কিছুদিন পরে পরীক্ষা। তো এই সব চিন্তাই কিন্তু আমার মাথায় তখন আসলে আ জেকে বসছে এবং আমি তখন পড়তে যাচ্ছি যে আসলে কিছু পড়াও আমি চি কিছু এগিয়ে রাখার চেষ্টা করছি। যে যেহেতু সামনে পরীক্ষা আসছে এবং assignment আছে তো সেই ক্ষেত্রে সেটাতে যেমন আসলে আমার মনোযোগটা ধরে থাকছে না। নিজের ভিতরেই একটু অস্বস্তি লাগছে বা একটু আসলে উদ্বিগ্ন লাগছে। আবার কাজের ক্ষেত্রে যে কাজগুলো আমাকে হয়তো বাসায় এসে কখনো করতে হয়, কখনো report লিখতে হয়, কখনো clients কে phone দিতে হয়। আমি একটা ice cream company তে চাকরি করি। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু বিভিন্ন clients আ যারা আছেন তাদের সঙ্গে অনেক কিছু নিয়ে যোগাযোগ করতে হয়। তো সেটা আসলে যে সবসময় office এ সম্ভব হয় এমনটি নয়। বাসায় এসেও কিন্তু অনেকটা সময় কিন্তু দেখা যাচ্ছে, হিসাব নিকাশ কোথায় কত order সবকিছু হিসাব করেই কিন্তু আমার দেখা যাচ্ছে অনেকটা সময়ও চলে যায়। এখন এই সবগুলো কাজই যখন আমি করছি মনের মধ্যে কিন্তু একটা আলাদা রকম উদ্বিগ্নতা থাকছে। অর্থাৎ আমি যে আমার কাজের দিকটাতে focus করব সেরকম কিন্তু আমার ইচ্ছা হচ্ছে। কিন্তু তখন কিন্তু আমার ওই <clicks tongue> যে একটু পড়াশোনার চিন্তা মাথায় চলে আসছে, একটু যে কি, কি, পড়া বাকি এই চিন্তাগুলো আসছে। আবার যখন পর পড়তে বসছি বা যা যখন আসলে পড়াশোনার কাজের সময় আসছে তখন কিন্তু আবার মনে হচ্ছে যে office এর কাজগুলোর মধ্যে এই জিনিসগুলো বাকি রয়ে গেছে, এগুলো করতে হবে, আমাকে তাড়াতাড়ি পড়া শেষ করতে হবে। তো এরকমই একটা ব্যাপারের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি এবং এই ব্যাপারটা আমাকে খুব আ যন্ত্রণা দিচ্ছে বিশেষ করে মানসিকভাবে।
হ্যাঁ। হ্যাঁ। হুম। আ হু, হু। আচ্ছা। হু, হু। বুঝতে পারছি। হুম। আচ্ছা। হু, হু। বুঝতে পারছি হ্যাঁ। তো এক্ষেত্রে আপনার আ priority টা একটু আগে set করা দরকার যে কোনটা কখন বেশি গুরুত্বপূর্ণ থাকে। যে আ পড়াশোনাটা কখন বেশি গুরুত্বপূর্ণ থাকে যেমন পরীক্ষার আগের সময়টা বা যখন কোন assignment থাকে তখন তো এটাকে একটু priority দিতে হবে। আবার অফিসের কিছু, কিছু কাজ থাকে যে গুরুত্বপূর্ণ কাজ সেগুলো আসলে কখনো কখনো ignore করা যায় না। সেক্ষেত্রে আপনি অ্যা একটা জিনিস কি try করে দেখেছেন যে, দিনের সময়টাকে আসলে ২ টা ভাগে ভাগ যদি আপনি করে নেন। যেমন আপনি বলছেন যে ৯ টা থেকে হচ্ছে আপনার class টা থাকে। তো ওই আ সকালবেলায় যদি আপনি একটু দ্রুত ঘুম থেকে উঠতে পারেন এবং পড়াশোনার কাজটা যদি একদম ভোরবেলায় শুরু করেন। হয়তো আপনি ৫ টা বা ৬ টায় উঠলেন, আ সেইখানে হচ্ছে সকালবেলায় হচ্ছে আপনি পড়াশোনার জন্য সময়টা দিলেন। এবং হচ্ছে ৩ টা পর্যন্ত আপনার class থাকে, সবসময় তো আসলে class থাকে না, মাঝে, মাঝে হয়তো off period থাকে বা কখনো কখনো হয়তো class cancel হয়। তো ওই সকাল থেকে ওই ৩ টা পর্যন্ত যে সময়টা, ওই সময়টা আপনি attentively হচ্ছে পড়াশোনার পিছনে দিতে পারেন, হ্যাঁ? আর দেখা গেছে এরপর আপনার অফিসে office থাকতে হয়, অফিস থেকে হচ্ছে তারপর বাসায় যান। অফিসের কিছু কাজও কখনো কখনো বাসায় থাকে। তো বাসায় যাওয়ার পরে হচ্ছে আপনি অফিসের কাজের জন্য হয়তো ২ ঘণ্টা বা ৩ ঘণ্টা আপনার প্রয়োজন অনুযায়ী ভাগ করে নিতে পারেন। তো এভাবে যদি করেন তখন হবে কি যে এ কাজগুলো mess up হবে না। যে আপনার কিন্তু এখন অ্যা মানে সবসময়ই দেখা যাচ্ছে যে পড়াশোনাটা, পড়াশোনার চিন্তাটা তারপর হচ্ছে অফিসের চিন্তাটা একসাথে মাথায় ঘুরতে থাকে, তাই না? এরকমটা হয় নিশ্চয়ই এখন?
আচ্ছা। আপনি একদম ঠিকই বলেছেন। আসলে সত্যি কথা বলতে আমি আমার আ কাজ আর এই যে পড়াশোনার এই সময়টা কখনো ভাগ করার চেষ্টা করিনি। বা আসলে আ যেহেতু ব্যাপারটা অনেক তাড়াতাড়ি ঘটে গেছে, দেখা যাচ্ছে যে আমার পড়া এবং কাজেও কিন্তু আমার খুব অল্প কিছু দায়িত্ব ছিল। তো সেখানে হঠাৎ করে আমাকে নতুন কিছু দায়িত্ব দেওয়া হয় এবং তাতে আমার কাজটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা নিয়ে আসলে অতটা ভাবার আ সুযোগ পাইনি। অথচ আসলে কাজগুলো করতে যেয়ে বা দেখা যাচ্ছে দায়িত্বগুলো পূরণ করতে যেয়ে কিন্তু আমার সময়টা বেশ এলোমেলো হয়ে গেছে। তবে আপনি যেমনটি বলছেন যে আসলে দিনটা ২ ভাগে ভাগ করে নেওয়া। আমার কাছে মনে হয় যে এটা কিন্তু আমার জন্য একটা ভালো আইডিয়া। বিশেষ করে পড়াশোনার এই চিন্তাটা যদি আমি আসলে দিনের আ একটা অংশেই রেখে দেই, বা পড়াশোনা জনিত যে সকল কাজগুলো আছে দেখা যাচ্ছে হোমওয়ার্ক করা বা আসলে পরের দিনের পড়াটা পড়ে রাখা, পরীক্ষার জন্য একটু, একটু করে প্রস্তুতি নেওয়া। এটা যদি একটা ভাগে আমি আসলে রেখে দেই মনে হচ্ছে যে পরবর্তী আ দিনটা কিন্তু দেখা যাচ্ছে কাজ এবং বাসায় যেয়ে পরের কাজ গোছানো এবং আসলে বিশ্রাম নেওয়া, এই ব্যাপারটা কিন্তু আমি তখন একটু ফ্রি মাইন্ডে করতে পারব। আমার কাছে মনে হয় যে ওই যে মানসিক চাপটা বা আসলে অহেতুক একটা মানসিক দুশ্চিন্তায় কিন্তু আমি আ অনেকটাই ইচ্ছা করে বা দেখা যাচ্ছে যে আ কৌতূহলবশত ডেকে এনেছি। এবং সেই ক্ষেত্রে আসলেই আ দিনটাকে ২ ভাগে ভাগ করা একটা ভালো উপায় হতে পারে। আপনি এটা একদম ঠিক বলেছেন।
আ হুম। হু, হু। হু, হু। আচ্ছা, আরেকটা কাজ আপনি করতে পারেন। আপনি যেটা বললাম ওইটা একটু try করে দেখতে পারেন কিছুদিন। ওইটা হয়তো ভালো কাজ করতে পারে। আরেকটা ব্যাপার আপনি করতে পারেন যে ছুটির দিনগুলোকে কাজে লাগাইতে পারেন। যখন আসলে সামনে আ পরীক্ষা থাকবে বা হয়তো অফিসের আ একটা ধরেন rush time বা rush period চলতে পারে কখনো, কখনো। কোনো target বা কোনো bonus এরকম যদ যদি কোনো কিছু থাকে সামনে, তখন ছুটির দিনগুলোতে আপনি আ ধরেন ২ ঘণ্টা, ২ ঘণ্টা বা ৩ ঘণ্টা, ৩ ঘণ্টাও যদি অফিস এবং হচ্ছে আপনার আ class এর জন্য বা অনেরোপড়াশোনার জন্য আলাদা করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু সারা সপ্তাহে আপনার চাপটা অনেকাংশেই কমে যাবে। যেমন দেখা যাক অ্যা এরকম যদি হয় যে আপনার হয়তো ১৫ দিন পরে পরীক্ষার একটা routine দিয়েছে। তো আপনি যদি আ সপ্তাহে যে ছুটির দিনগুলো থাকে, সেই দিনগুলোতে যদি অ্যা ধরেন পড়াশোনার জন্য কিছুটা সময় আলাদা করে রাখেন। বা যদি দেখা যাচ্ছে সামনে হয়তো অফিসের কোনো একটা বড় event আসতেছে, সেটার কিছু, কিছু কাজ যদি আপনি ছুটির দিনগুলোতে অল্প, অল্প গুছিয়ে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার one day গুলোতে চাপটা অনেক অনেকাংশে কমে যেতে পারে। তো এটাও আপনি try করে দেখতে পারেন। এটার ব্যাপারে আ কি ভেবেছিলেন কখনো?
আসলে আমার এই ব্যাপারটা ভাবা হয়নি। বিশেষ করে কিছুদিন এতটাই চাপ পড়ে গেছে তখন আমার কাছে কিন্তু ওই যে ছুটির দিনগুলোতে দেখা যাচ্ছে যে আমি ওই দুশ্চিন্তাই করে গেছি। তবে আ আসলে ছুটির দিনগুলো কিন্তু কাজ করা যায়। বিশেষ করে এখন ওই যে ক্লাসের তো রুটিন একটা আছে যে কবে, কবে ক্লাস হয়। তো সেই ক্ষেত্রে ক্লাসের ছুটিটাও আমি কাজে লাগাতে পারব এবং আ দেখা যাচ্ছে যে ওই যেদিন আসলে অফিস ছুটি থাকে, সপ্তাহে ২ দিন ছুটি পাই। তো সেই দিন কিন্তু আসলে অনেকগুলা কাজই আমি ওই যে বিশ্রাম নেওয়ার পাশাপাশি আসলে কাজগুলোর দিকে যদি এগিয়ে রাখি, দেখা যাচ্ছে বিশেষ করে পড়াশোনার দিকটা, সেক্ষেত্রে কিন্তু আমি আ সপ্তাহের অন্য দিনগুলো আসলে একটু সুবিধা পাব। আপনি এটা একটা খুব চমৎকার আ দিক আমাকে দেখিয়ে দিলেন। আসলে আমি এই যে আ এই সপ্তাহে বা গা গত সপ্তাহেও যে জিনিসটা চিন্তা করে রেখেছি যে আ ছুটির দিনগুলোতে আমি একটু বেশিই আ উদ্বিগ্ন থেকে যাচ্ছি। কারণ হচ্ছে যে আসলে কাচের আ পরিমাণটা বেড়ে গেছে, পড়াশোনার পরিমাণটা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে যেহেতু কাজ শেষ হচ্ছে না, এবং কাজগুলো আসলে এলোমেলোভাবে করা হচ্ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে আ ছুটির দিনগুলো আমি উপভোগও করতে পারিনি, সেখানে বিশ্রামও নিতে পারিনি। তবে আ যেমনটি আপনি বলছিলেন যে আসলে কাজটা ২ ভাগে ভাগ করে নেওয়া যায় দিনের। বিশেষ করে অফিসের দিন দিকটা আর হচ্ছে পড়াশোনার দিকটা। এটা করলেই কিন্তু আমার আসলে অনেকটাই দুশ্চিন্তা কেটে যাবে এবং বিশেষ করে যখন আমি আ পড়াশোনার পরবর্তীতে কাজের সময় আর পড়াশোনা নিয়ে চিন্তা করব না, তখন কিন্তু আমার দুশ্চিন্তা হবে না। তখন দেখা যাচ্ছে যে কাজে মনোযোগটা ঠিক থাকবে। তো আপনি কিন্তু একটা চমৎকার উপায় আমাকে দেখিয়ে দিলেন এবং আমি এটাই শুরু করব এখন। আমার কাছে মনে হচ্ছে যে এই আ উপায়গুলো আমার এই মানসিক দুশ্চিন্তা যেটা বা এই যে উদ্বিগ্ন থাকার যে একটা প্রবণতা এখন হয়ে গেছে, এই ব্যাপারটা কাটিয়ে দিবে। তবে এগুলো বলার জন্য আপনাকে ধন্যবাদ।
হু। হু, হু। হু, হু। হু। রাইট। হু, হু। আচ্ছা। হু, হু। হু। হ্যাঁ। আপনি আরেকটা কাজ একটু try করে দেখতে পারেন। যে অফিসের কাজটা একটু বেশি কষ্ট হলেও বা পরিশ্রম হলেও অফিসে যদি আপনি শেষ করে ফেলতে পারেন, আ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে উপকারী হতে পারে। কারণ অফিসের কাজটা অফিসে শেষ করলে সেক্ষেত্রে বাকি সময়টা কিন্তু বাসায় আপনি একবারেই free থাকতে পারবেন। এটা একটু ও try করে দেখতে পারেন।
তাও চেষ্টা করব। বিশেষ করে কাল থেকে অফিসের কাজগুলো আমি অফিসে করার চেষ্টা করবো।
যাওগা হ্যাঁ। হু, হু। আ আপনাকেও অনেক ধন্যবাদ। আ নিশ্চয়ই আপনি এটা overcome করতে পারবেন। অ্যা কারণ আ পরিশ্রম করলে এবং টাইমটা যদি ভাগ করে নেন, সেক্ষেত্রে আপনার উপর চাপটা অনেকাংশেই কমে যাবে। এবং নিশ্চয়ই আপনি অ্যা সেই problem টা কাটিয়ে উঠতে পারবেন। ধন্যবাদ আপনাকে।